মানে খুবই নোংরা।
জ্বী, জ্বী, জ্বী।
টা অপরিষ্কার। এবং মনে করেন যে এমন একটা অপরিষ্কার যে মনে করেন যে আ পর্যটক সহজে যাইতে চাইবে না। এবং যারা একবার গেছে তারা 2nd টাইম বলেন ২য় বার যাবে না। কারণ এই নোংরার কারণে।
জি। উম জি। উম না একদম। না, আপনি যেটা বললেন বিচ, আসলে কিন্তু বি আমাদের দেশে এই বিচটাকে বিচ বলে মনে হয় না। বিদেশে যদি কেউ বিচে গিয়ে থাকে সে কিন্তু আর ওই কক্সেসবাজারে বিচের পানিতে কখনোই নামবে না। কারণ আ যেমনটা আপনি বললেন <chuckles> খুবই নোংরা।
আ হ্যাঁ। <chuckles> অ্যা হ্যাঁ, হ্যাঁ, এ এটা ঠিক বলেছেন। হ্যাঁ। আর বিশেষ করে হ্যাঁ, <chuckles> আ বিশেষ করে আ উচ আমাদের যে কক্সবাজারে বিচে আছে বিচটা আছে। এখানে দেখবেন যারা যায়, এক প্রকার শখ যে, "আমাদের দেশে একটা বিচ আছে, দেখেই আসি কেমন?"
জি। জি। জ্বী। দেখে আসি। এটাই। একটু ঘুরে আসি। জি।
তো যখন দেখে আসবে তখন স ২য় বার আরও মন চাইবে না। বলবে যে, "না, আর যাওয়া সম্ভব না।" হ্যাঁ।
না, ওটাই। মানুষ কিন্তু দেখবেন যে আসলে হোটেলে গিয়ে থাকা, খাওয়া, আশেপাশে ঘোরা এই কারণেই আরেকটা শহর হিসেবে ওখানে যায়। তাছাড়া আমি মনে করি যে কক্সেসবাজারে বিচে আ একটু সময় কাটানোর মতো উ জায়গা ওটা না। আমি আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই একটা মানে খুবই এখন প দূষণ হয়ে গেছে জায়গাটা বল বলা চলে আসলে। নোংরা হয়ে গেছে।
হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, প্রচন্ড নোংরা। আ হ্যাঁ, আ আবার দেখেন যে অ্যা আপনার যে অ সি সিকিউরিটি বলেন, নিরাপত্তা বলেন। কোন নিরাপত্তা নাই। আপনি মনে করেন যে হ্যাঁ, আপনি ফোন নিয়ে ঘুরতেছেন, মানিব্যাগ নিয়ে ঘুরতেছেন, যেকোন সময় ওটা নাই হয়ে যাচ্ছে। হ্যাঁ। <chuckles>
হুম। জ্বী। না নাই। একদমই নাই আসলে। একদম যেকোনো সময় এসে আপনাকে জি, আপনি কাকে বলবেন? সেক্ষেত্রে ওখানে তেমনও নাই যে সিকিউরিটি ব্যবস্থা। আর সবচেয়ে বড় ক্ষেত্রে এইযে বড় কথা হচ্ছে ভ্রমণ ক্ষেত্রে যদি আমি আরেকটু mention করতে চাই। সেখানে কিন্তু ১ম এই চলে আসে হচ্ছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে এয়ারপোর্ট দিয়েই কিন্তু আমরা ১ম এ একটা কোন একটা ধরেন দেশে গেলাম। সেখানে কিন্তু আমরা ১ম এই বিবেচনা করবো যে এয়ারপোর্টের থেকে শুরু করে কেমন, সেখানের facility কেমন? ওখানে কতটুকু আমরা তো সেক্ষেত্রে আমি দেখেছি যে বাংলাদেশের এয়ারপোর্টে আমি যেহেতু এখন বাইরে থাকি। আমার কাছে মনে হয় ভ্রমণ করতে আমি বাংলাদেশেই বেশিরভাগ যে গিয়ে থাকি। তো সেক্ষেত্রে বাংলাদেশের ভ্রমণ ব্যবস্থাটার এয়ারপোর্টের আ অবস্থাটা মাঝে, মাঝে দেখে আমি খুবই আসলে উম কষ্টই পাই। যে আসলে এখনো এই অবস্থা। ব্যাগ পেতে হলে কত ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, মাঝে, মাঝে ব্যাগের জিনিস উম পাওয়া যায় না। এখন যদিও অনেকটা কমে এসেছে। কিন্তু পূর্বে তো এটা অনেকই খারাপ অবস্থা ছিল। এবং আ এখন অনেক আইন তৈরি হয়েছে। দেখি তো অনেক ধরনের আ ডিপার্টমেন্ট তৈরি হয়েছে। যেখানে আপনি মানে complain করতে পারবেন কিংবা <tsk> একটা আশা থাকে যে, "না, হেল্প করবে।" কিন্তু আগে সেই জিনিসগুলো তো খুবই খারাপ অবস্থা ছিল এবং আহ আমার মনে হয় এইটাতে খুবই hassel কিংবা কষ্ট কষ্টদায়ক হয়েছে অনেক অনেক পর্যটকদের জন্য।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হু, হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু।